উম কর্মক্ষেত্রের কথা যদি বলি ভাই আ হ্যাঁ, কর্মক্ষেত্রের কথা আসলে জানি না ভাই। আমি আসলে লাইক আ ফিউচারে Claude নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। Claude এ আমার এখনো তেমন ধারণা নাই। তাও আমার কেনো জানি একটা ইচ্ছা আরকি। সো ঐটাতে যখন শিখবো জানবো তখন হয়তো কোনো একটা জিনিস আসবে যেটা নিয়ে আমি চাইবো যে চিরতরে আসুক। আ আর ব্যক্তিগত জীবনে ভাই আমি Doraemon এর যে দরজাটা চাই আরকি। যে যাতে ভবিষ্যতে এরকম কোনো <giggles> জি, জি, জি, জি, জি। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> এইটার প্রযুক্তি দরকার। আচ্ছা, অ্যানিহয়ার ডোর মনে হয় নাম না?
জি, জি, বুঝি নাই?
অ্যানিহয়ার ডোর মনে হয় নাম না? এই দরজাটা?
আ আ দরজাটার নাম আসলে জানি না। কিন্তু Doraemon এর দরজা সেটা আমি ওটাই বলি আরকি। <chuckles>
ওইতো যেকোনো জায়গায় চলে যাওয়া যায় দরজা দিয়ে অ্যানিহয়ার ডোর হ্যাঁ।
জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি, একদমই তেমনই। তো ভাই আপনার সাথে মানে কথা বলে বেশ ভালোই লাগলো। কিন্তু আ সময় স্বল্পতার কারণে হয়তো আপনার ভবিষ্যতের পরিকল্পনা বা ভবিষ্যতের প্রযুক্তির পরিবর্তন হয়তো জানতে পারিনি পরপর। জি, জি, জি, জি।
জি। ধন্যবাদ। ব্যাপার না। পরে কখনো আমরা আলাপ করব। আপনার সাথে কথা বলেও অনেক ভালো লাগলো। অনেক কিছু জানলাম। যেহেতু একই লাইনে আছি আপনার কাজের অভিজ্ঞতা আমাকে অবশ্যই ভবিষ্যতে কাজে লাগাইতে হেল্প করবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য।
হুম, হুম। অ্যা জি। জি, জি, জি। জি, জি, জি, জি, ভাই। আসলে আপনার থেকে অনেক কিছু জানলাম ভাই। জি, জি, জি, আপনার থেকে অনেক কিছু জানলাম। শিখলাম। ভবিষ্যতে আবার আলোচনা হবে। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ। আশা করি আবার কথা হবে আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হুম, হুম। সেই পর্যন্ত ভালো থাকবেন। জি, জি, জি। শুভ দুপুর।
ধন্যবাদ।

একদমই, একদমই তাই। এ আপনি আপ আপনার কাজ কি ভাই? ভাই আপনি তো আইটি নিয়ে আমি বুঝছি আপনি আইটি নিয়ে ব্যস্ত। তো আপনি আসলে কি ধরনের
হ্যাঁ, হ্যাঁ। আমি একটা সময় গ্রাফিক্স এবং visual engineer হিসেবে ছিলাম। এখন আ আসলে team lead হইছি। এখন আমি নিজে আর কাজ করি না, এখন সবাইকে দিয়ে কাজ করাই নিই।
আচ্ছা। আহ তাহলে তো বেশ ভালো ভাই। ভাই অ্যা visual engineer দের আসলে লাইক এই জিনিসটা আমি আজকেই আপনার থেকে নতুন শুনলাম আরকি। আ আ সরি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনি এটাকে ইঞ্জিনিয়ার না বলে visual executive বলতে পারেন। তাহলে আপনার জন্যে বোঝা সহজ।
আ আ ভাই আসলে আপনাদের কাজ কি টাইপের হয়?
আপনারা দেশের বাইরের বা বিভিন্ন জায়গার যত graphical preview দেখেন, এগুলা আ visual executive রা বানায়।
হু, হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লাইক ভিডিও ভিডিও বানানোর টাইপের জিনিসপাতি।
যত ধরনের এখন আপনি ভিডিও বলতে পারেন, যত ছবি আছে এবং যত graphical design আছে, যত অ্যানিমেশন আছে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে 3 ডি টাইপের 3 ডি টাইপের জিনিসপাতিও?
সব।
ও ভাই এইটা তো খুবই ক্রিয়েটিভ একটা জিনিস।
যেইটাই আপনি দেখতে পারেন, আ আপনি যদি প্রোগ্রামিং এর সাথে যুক্ত থাকেন, যাই আপনি দেখতে পারতেছেন লেখা বা সিস্টেম ব্যতীত, তারা সবই আসলে visual executive এর করা।
হুম, হুম। হুম। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। ও আচ্ছা বুঝতে পেরেছি। ভাই ওইটা কি লাইক ভিডিও এডিটিং টাইপ এর কাজ? নাকি লাইক ওটা কোড দিয়ে করতে হয়?